সেখান থেকে আমারও ওই একই রকম অবস্থায় আসলে ছিল বলা যেতেই পারে। কিন্তু উ আ মানে গেলো যে পরিবারের অবাক রকম অবাক অন্যরকম আ মানে অবাক করে দেওয়া। কিন্তু এমনও হয়েছে যে আমার জন্মদিনে সকালে কিছুই করেনি। বলছে যে কিছুই করব না। আজকে ভালো লাগছে না। তুমি যাও যাও কোচিং করে আসো। কোচিং করে এসে যখন দে পুরো বাড়ি সাজানো বন্ধু-বান্ধবের ঘর ভর্তি; পার্টির আয়োজন না মানে সেটাও আমি বলবো যে অবাক একটা অনুভূতি।
হু, হু। হুম, হুম, আচ্ছা, আচ্ছা, <chuckles> হু, হু। হু, হু। উহু। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, আম আ আপনার কথা আ আমার একটা যে আরেকটা কা আ মানে আমার স্মৃতি মনে পড়ে গেল। আমি যদি এই যে অ্যা এই যে রিসেন্টলি একটা স্মৃতি যেটা হচ্ছে আমার এই যে লাস্ট ইয়ার আমার বার্থডে এর সময়। তো আমার আমি একটা ড্রেস চুজ করেছি যে আমি এই ড্রেস টা আমার বার্থডে তে ইয়া কিনব। তারপর হচ্ছে ওইটা আমি আমার বার্থডেতে পড়বো। তো আ বার্থডের জন্য কিনবো আরকি। তো পরে হচ্ছে ও দেখা দেখা গেল কি আমি কোনো একটা কারণে আমি সেটা আর কিনতে পারিনি তো আমার ন মনটা বেশ খারাপ ছিল। তো আম্মু পরে বাবাকে আমি শুনছিলাম যে বাবাকে বলছে যে ও আসলে বার্থডে ড্রেস কিনতে পারেনি ওর মনটা অনেক খারাপ ওর চেহারাতেই বোঝা যাচ্ছে। তো বাবা বলে যে না, না, এসব কিছু না। ওর তো আসলে এরকম কোন অভ্যাস নেই। কারণ আমাদের বাসায় আসলে বার্থডে এরকম সেলিব্রেশন করা হয় না। তো আমি আর ওরকমই ইউজ টু, জাস্ট একটা কেক নিয়ে আসি আমরা ৩ জন মানে বসে কেকটা একা একাই খে খাই বা হচ্ছে বাবা আম্মুকে দেই তো তখন হচ্ছে আমি দেখলাম কি মা আম্মু নিচে গেল। বলল যে আমি বাজারে যাচ্ছি, তুমি এটা ই করো। তো আমি তো ই কইরাম পরে দেখি আম্মু আ আসলো। এসে হচ্ছে আমার হাতে কতগুলো হচ্ছে বেলুন, তারপর হচ্ছে যে থাকে না যে ঘর সাজানো যে পার্টি এগুলো; এগুলো ধরিয়ে দিয়ে বলল যে এখন নিয়ে এগুলা আমি আর এনেছি এগুলো সাজা। তাপ
আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, <chuckles> আচ্ছা হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আন জী। আচ্ছা, হ্যাঁ, হ্যা।

হুম, হুম, হুম, জি। আসলেই এটা এসব ছোটো, ছোটো জিনিস। যদিও এটা আম আমি আ বলবো না যে আ মানে অনেকের কাছে অনেক ছোটো, ছোটো জিনিস হয়। কিন্তু তারপরও এই জিনিসগুলা যে আসলে কতটা মানে ভালো লাগা কাজ করে, কতটা আ উম মানে একটা মানে আনন্দ দেয় বা কতটা একটা ভালো মানে ভালোবাসার স্থান এটা তৈরি করে, সেটা আসলে যার সাথে হয় সেই বলতে পারে।
জি। জি। হুম, হুম। জি। উম জি। ঠিক, একদম আসলে আপনি খুবই আ ভালো একটা কথা বলেছেন। এবং আপনার সাথে আমি একদম একমত। এবং আমার মনে হয় কি জানেন? আ পরিবারের সবাই কিন্তু সবসময়ই চায় একটু অবাক করতে একটু অন্যভাবে ভালোবাসতে। এজন্য অনেক সময় আমাদের জন্য কিন্তু বিভিন্ন রকম আ ব্যবস্থা করে যে একটু অবাক করে দেয়ার জন্য। এবং আমার মনে আছে আমি যদি একদম আ মানে উ খুব পুরোনো একটা কথা বলি। আমি তখন আসলে আ হয় না যে নতুন, নতুন কাউকে ভালো লাগা? তো সেটাকে কেন্দ্র করে আমি একটা ডায়েরি লিখেছিলাম এবং ডায়েরিতে খ উম হয় না যে লুকিয়ে-শুকিয়ে লেখা ওইভাবে লিখেছিলাম। এবং একদিন আমার বোন আমাকে বলছে যে, "তোর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে।" তো আমি বললাম যে, "কি সারপ্রাইজ?" বলে যে, "আসুক। আ বাবা আসুক তারপর বলবো।" এবং আমাকে নিয়ে গিয়ে আ আমার সেই ডায়রি সহ আমার বাবার কাছে খুব সারপ্রাইজ "দেখো তোমার মেয়েগুলা কি করেছে?" <chuckles> ওই অবাক করাটা আমি কোনদিনও ভুলতে পারব না। এবং ওই অবাক হওয়ার পর থেকে জানেন আমি আসলে ডায়রি লিখাই ছেড়ে দিয়েছি। এখন পর্যন্ত আমি কোনো ডায়রি লিখি না।
উ জি। <chuckles> জি। ধন্যবাদ। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হুঁ। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। <laughs> হু, হু। হু, হু। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই জিনিসগুলা আসলে মাঝে, মাঝে এতটা awkward হয়ে যায় যে আ এতটা মানে কত confuse ও situation এ ফেলে ফে আ মানে ফেলে দেয় যে আমিও আমার সাথে এমন হতো আমি লিখতাম। তখন তারপরে দেখতাম কি আমার মা সেটা পড়ছে। আমার কাছে এতটা লজ্জা লেগেছিল। যদিও সেটা খুব ছোট বেলা আমি তখন মনে হয় ক্লাস 6 7 এরকম পড়তাম। বাট আমার কাছে এতটা লজ্জা লেগেছিল। আমি তারপরে সব পেজ ছিঁড়ে টুকরো, টুকরো করে ফেলে দিয়ে আমি আর কক্ষনো কিছু লেখেনি। <chuckles> কারণ জিনিসটা আসলে আমার কাছে এতটা লজ্জা লাগতো। আমি ভাবতাম যে "ভাই এখন কি মনে করবে?" এখন মানে এ জিনিসটা দেখল জিনিসটা এখন কি ভাববে? আর আমি ছোটবেলা থেকে একটু shy টাইপ এর। তো আমার কাছে আসলে এই জিনিসগুলো আরো বেশি একটু মানে bother করত।
উম জি। ঠিক। আচ্ছা, আচ্ছা। উম জি। হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। আমারও অ আসলে ছোটবেলায় এমনই মনে হত। কারণ আমি আসলে ছোটবেলায় আ এটা বোঝেন যে যদি বড় ভাই, বোন সবাই থাকে এবং তাদের বয়সের পার্থক্য যদি অনেক থাকে, ৫ ৬ বছরের থাকে। দেখবেন আপনার ভাই বোন থেকেও যেন মনে হবে যে, "আম আমার যেন কেউ নেই, আমার যেন কেউ নেই।" এবং ওই আ ৫ ৭ বছরের বড় ভাই-বোনদেরকে মনে হবে যে আ আমার শুধু ১টা, ২টা মানে একটা মা না, বাকি যতগুলো বোন আছে সবাই আমার মা এবং ভাইও কিন্তু বাবার মতই শাসন করে। ওখান থেকে
উ হু। <chuckles> হু, হু। হু, হু। হু, হু, জি, জি। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। জি, জি। <laughs> একদম।

আচ্ছা, আচ্ছা।
রা হচ্ছে যখন তোর বাবা রাতের বেলা কেক নিয়ে আসবে তখন আমরা বসে কেক কাটবো। তো তখন না জিনিসটা আমার কাছে এতটাই লজ্জা লাগছিল নিজের কাছেই পরে যে, আ আল্লাহ আমার হয়তো এই এরকম face করে রেখেছি দেখি হয়তো এটা বুঝতে পেরেছে বা <chuckles> এত বড় হয়ে যাওয়ার হ্যাঁ তারপর নিজে, নিজে সাজিয়েছে বসা বসায়। তারপরে আমার কাছে মানে এ মনে হচ্ছিল যে আমি একটা বাচ্চা। আমি হয়তো তি ২, ৩ বছরের যে এরকম <chuckles> করে সাজিয়েছে। বাট এই জিনিসটা এত কিউট ছিল আমি তো রেখে দিয়েছি এখনো জিনিসগুলো। যা যদিও বেলুনগুলো হুম, হুম। জি?
জি। উম হু, হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরে নিয়ে আসে। জি। আচ্ছা, আচ্ছা। <chuckles> জি। আমার মনে হয় কি জানেন, আমরা যতই আসলে বড় হয়ে যাই না কেন, পরিবারের কাছে কিন্তু আসলে সবসময়ই ছোট। এবং আমার জন্মদিনে বিশেষভাবে যেটা করে, ঐযে হয় না যে ঐ ছোট বাচ্চাদের টুপি জন্মদিনের Happy Birthday লেখা, ঐটা কিন্তু আমার আমার জন্য নিয়ে আসে এবং বিশেষভাবে মানে ঐটা পরতেই হবে। মানে কোন option থাকে না যে ঐ ঐটা আসলে আমি না পরে জন্মদিনের কেকটা কাটবো।
জি। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। বাহ! হুম, হুম। <chuckles> হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বাহ! তাহলে তো অনেক ভালো। তাহলে বলা যায় আপনার পরিবার আমার পরিবারের সাথে কিছু, কিছু আ জায়গায় অনেক মিল রয়েছে। আ য <chuckles> য আ অনেকেই মনে করে যে তার পরিবারের সাথে হচ্ছে বা, তার বাবা-মার সাথে তারা comfortable না বা আমি হচ্ছে কিভাবে একটা কথা বলবো। বাট আমার ক্ষেত্রে যেটা হয় আমি আমার পরিবারের সাথে আমার মনে হয় আমার বন্ধু বান্ধবের সাথেও বেশি comfortable. বা আমার যদি কেমন হয় যে আমি আ কাউকে হচ্ছে ভালো লাগে বা ওই স্থানটা কিন্তু আমি যদি আমার যদি বলতে চাই আমার পরিবারকে, আমি জানি আমার পরিবার সেই জিনিসটাতে আমাকে full support করবে। আরেকবার মানে বলবেও না যে তো ইয়া মানে মানে আমার decision এর উপর কখনো তারা question ও করবে না যে "তুমি এটা কেন করেছ বা ছেলের background কি? বা আমাকে বলো বা ঠিক আছে আমার সাথে কথা বলিয়ে দাও আমি দেখব ছেলে কি করে।" তো এই জি জিনিস থেকে যে আমার একটা বিশ্বাস থাকে তো আমিও চেষ্টা করি আসলে যে বিশ্বাসটা কখনো যেন না ভাঙে আমার দিক থেকে। জি, একদমই তাই।
<chuckles> জি, জি, জি। আ জি। হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! এন জি। বিশ্বাসটা বজায় রাখার। জি।